জি, বেশ ভালো। আপ আপনার কি অবস্থা? কেমন আছেন?
আমি ভালোই আছি, আপনার দিন কেমন গেল?
জি, দিনটি মোটামুটি বেশ গরমের মধ্যে শুরু হলেও মানে দুপুরের পরে
আচ্ছা।
মানে ভালোই বৃষ্টি-টৃষ্টি হইছে আরকি। তো এখন মোটামুটি ভালোই লাগছে পরিবেশ আবহাওয়া।
হ্যাঁ, আমার এদিকেও ভালোই, ভালোই একটা সুন্দর বৃষ্টি হয়ে গেছে। এবং বৃষ্টির দিনে আমার মাঝে, মাঝে মনে হয় একটু সিনেমা দেখতে পারলে ভালো হতো। হ্যাঁ। <chuckles> তো
হু, হুম। বাহ! এটা তো মানে খুবই ভালো। দেখেন না একটা। আজকেও দেখছেন নাকি?
আ আজকে এখনো কোন সিনেমা দেখি নাই। একটু আগে বৃষ্টি হল তো। তো ভাবতেছি একটা সিনেমা হয়তো দেখবো সন্ধ্যার পর। এই তো। আর আমার সিনেমা দেখতে এমনিতে খুব ভালো লাগে। সাধারণত মন ভালো করার জন্য আমার কাছে মনে হয় কিংবা একটু নিজের সাথে একটু বসে সময় কাটানোর জন্য সিনেমা খুবই ভালো। আপনি সিনেমা দেখতে পছন্দ করেন?
আচ্ছা। ওহ! হু, হুম। হু, হুম। হু, হুম। সিট! হুম। জ্বি, আমি তো সিনেমা দেখতে বেশ পছন মানে বেশ ভালোই পছন্দ করি। লাইক আ আমার একসময় ছিল যে আমি প্রত্যেকদিন ১ টা করে সিনেমা না দেখলে আমার ঘুম হইত না। সমস্যা
আচ্ছা তাহলে তো আরে জোস। আপনার সিনেমার সব থেকে ভালো কি লাগে আর কি? কোন, কোন বিষয়টা আসলে সিনেমা সব থেকে আপনাকে ধরে রাখে?
আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ। আমি ধরেন অ্যাকচুয়ালি লাইক আ সিনেমার ওই কোরিওগ্রাফি আর হচ্ছে অ্যাক্টিং যদি ন্যাচারাল মনে হয় আমার ওই সিনেমাগুলা ভাল লাগে। গল্প ম্যাটার করে অবশ্যই। গল্প যদি সুন্দর না হয় মানে সিনেমা দেখে আসলে মজা পাওয়া যায় না।
আচ্ছা। হুম। আম না সিনেমার আসলে গল্পটা তো ক্যারাক্টার রাই মানে যারা আছে যে চরিত্রগুলো ওগুল তারাই তো আসলে ধরে রাখে বা আমাদেরকে নিয়ে যায় বা অ্যাকশন বলেন বা আপনি যে থ্রিলটা বা আপনি একটা সিনের পর আরেকটা সিনে যাচ্ছেন, ওগুলো তো আসলে একটা গল্পই। প্রত্যেকটা সিন এ একসাথে করে করে একটা গল্পই আগাচ্ছে। তো আ আপ আপনার আ আজকাল কি কোন সিনেমা দেখা হইছে?
জি, জি, জি। হুম, হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি। হুম, হুম, হুম, হুম, হুম, হুম। সেটাই, সেটাই।